অ্যা আগের যুগের মানুষের মত হচ্ছে আপনার বিনি বিনিময় প্রথা। <chuckles> হু, হু।
হ্যাঁ, হ্যাঁ এটা আমিও শুনেছি, আমাদের যে হ্যাঁ। আমাদের যে টিচার আছেন উনিও হচ্ছে গতদিন লেকচার এ আমাদেরকে বলতেছিলেন যে পাহাড়িরা ওরা এখনো কিছু, কিছু জায়গায় আছে যেখানে ওরা এখনো যে আর্থিক লেনদেন এটা বুঝে না। ওরা হচ্ছে যে বিনিময় প্রথা সেই রেসিপ্রসিকাল সেই সম্পর্কে ওরা এখনো মেইনটেইন করে। আর ওই যে আপনি যে বললেন না যে ওরা একদমই বিচ্ছিন্ন থাকে এটা আমিও দেখেছি। ওখানে কংলাক পাহাড় ছিলো কংলাক পাহাড়ের চূড়ায় যখন উঠছি তখন তো নিচটা একদম দেখা যাচ্ছে তো দেখি কি একদম গহীন বনের মধ্যে জাস্ট ১ টা শুধু ঘর ১ টা শুধু বাড়ি তো ওখানেই তারা হচ্ছে থাকে ওখানেই বসবাস করে এবং ওরা দেখলাম যে একা থাকতে না পছন্দ করে মানে একলা সে পুরো একটা পাহাড় মিলে শুধু একটা একটা ঘর শুধু আছে মানে একটা ঘরের লোকেই শুধু থাকে ৩ জন বা ৪ জন তো এটা দেখলাম ওদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি। আচ্ছা এই যে ভ্রমণের সময় আপনি যেই চেলেঞ্জ এর কথা বললেন এটা তো মারাত্মক ছিল। <chuckles> সেগুলা হচ্ছে হ্যাঁ।
হু, হু। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু। থাকে। একদম। হু, হু। <chuckles> আহ।